একটা ব্যাপার নিয়ে না মানসিকভাবে অনেক বেশি চিন্তার ভিতরে রয়েছি। এবং কীভাবে যে আসলে এই চিন্তার জায়গাটা দূর করবো, সেটাও বুঝে উঠতে পারছি না। কেন জানি আসলে মানসিকভাবে সবসময় একটা খারাপ লাগা তৈরি হচ্ছে নিজের ভিতর এবং সবসময় বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা-ভাবনা আসছে মাথার ভিতরে এবং কোনোভাবেই ওই জায়গাটা থেকে নিজেকে বের করে আনতে পারছি না। এখন তো আসলে দেখা যায় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছি যে, কোনো কিছু করতে ভালো লাগে না। কোনো কিছু শুনতে ভালো লাগে না। সবকিছু মিলেই আসলে অনেক একটা টেনশনের ভিতরে পড়ে গিয়েছি। এবং কীভাবে যে আসলে এই জায়গাটা থেকে নিজেকে বের করে নিয়ে আসবো, সেটাও বুঝতে পারছি না?
হু, হু।
মানসিক সমস্যার কারণে দেখা যাচ্ছে রাতে ঠিকমতো ঘুমও হচ্ছে না এবং আ এই ঘুম না হওয়ার ফলে সারাটা দিন দেখা যাচ্ছে অনেক বেশি ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এবং এমন পরিস্থিতিতে আমি কি আমি যে কীভাবে এটার সাথে মোকাবেলা করবো? সেটাই বুঝতে পারছি না।
হুম, আমি আসলে বুঝতে পেরেছি যে একটা মানসিক প্রেশারে আছেন। পরিস্থিতিটা হয়তোবা সেরকমই হয়েছে যার জন্যে খারাপ লাগা অনুভূত হচ্ছে। তবে কি এমন হলো বা কোন পরিস্থিতিতে পড়েছেন? যার জন্য আসলে এরকম আব আসলে মানসিকভাবে একটু চাপ অনুভূত করছে। সেটা যদি একটু ভেঙে বলতেন।
আসলে আ যে ব্যাপারটা হয়েছে কি যে আমি ব্যর্থতা আমি ভয়ে কোনো কিছু শুরু করতে পারছে না এবং শুধু যে ব্যর্থতার ভয় এটা না আমি আসলে ব্যর্থ হয়েছি, যার কারণে আমি না নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস রয়েছে, সেটা হারিয়ে ফেলেছি। এবং আমি যদি আমার পুরো ঘটনাটাই আপনাকে খুলে বলি ...আমি একটা বিউ শুরু করেছিলাম এবং আ সেই বিজনেসটা করার ইচ্ছে আমার আসলে অনেক আগে থেকে ছিল। বলতে পারেন যে আমি সেটার জন্য অলমোস্ট ২ বছর জব করেছি, সেই বিজনেসটা শুরু করার জন্য
হুম, হুম।
এবং ২ বছর কষ্ট করার পর যখন আমি বিজনেসটা শুরু করি। তো তখন প্রাথমিকভাবে বিজনেসটা ভালোই চলছিল এবং আমার আ প্লান ছিল এরকম যে আমি অর্ধেক টাকা হাতে রাখি আর অর্ধেক টাকা দিয়ে বিজনেসটা শুরু করি। তো ওইটা আসলে একটা ফুড কার্ট ছিল আরকি। একটা ফুড কার্টে আমি খাবার তৈরি করতাম। তো ১ম এ আ মাসখানেক, মাসখানেকের বেশি ২-৩ মাস বেশ ভালোই চলছিল। তো যখন আমি দেখলাম যে বিজনেস ভালো চলছিল এবং আমার হাতেও তখন অ্যাঁ এক্সট্রা কিছু টাকা ছিল। তো তখন আমি ভাবলাম যে আসলে রাস্তায় এভাবে না করে, আমি
জি।
এখন একটা দোকান নিয়ে নি। যেহেতু ভালো চলছেই মানুষ নিচ্ছে। তো দোকান নিলেও তো মানুষ আসবেই। তখন আরো ভালো হবে বেশি মানুষ আসবে। আমার ভিতরে এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমি তো যখন দোকানটা নি তখন না দেখা যায় যে আস্তে, আস্তে এ ২-৩ মাস পর আমার সেলটা ডাউন হতে থাকে এবং আ দোকান ভাড়াটাই তখন আসলে উঠানো আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যায়। এবং আস্তে, আস্তে আমার পরিস্থিতি এতটাই খারাপ হতে থাকে যে আসলে আ পরবর্তীতে আমার ওই দোকানটা ছেড়ে দিতে হয় এবং আ আমার যে আসলে মূলধন ছিল, সেটা থেকেও আসলে বলা যায় অলমোস্ট 70% টাকা লস হয়ে যায়। যার ফলে এই জিনিসটা মানসিকভাবে আমাকে একদমই ভেঙে দেয় এবং এই ব্যর্থতার পর থেকে না আমি আর কখনোই আসলে নিজে আ নিজের জায়গা থেকে ঠিক মত দাঁড়াতে পারিনি। সবসময় আসলে নিজের প্রতি একটা ওভার ক মানে আন্ডার কনফিডেন্স কাজ করছে এবং এখন কিভাবে কি করবো? নতুন কিছু কিভাবে শুরু করবো? সেটাই বুঝে উঠতে পারছি না।
উ হুম। হুম, আমি আসলে বুঝতে পেরেছি সে একটা ফুড কার্টের একটা বিজনেস যেটা থেকে হয়তো একটু উম বলা যায় কিছুটা ব্যর্থতা পেয়েছেন বলেই হয়তোবা একটু খারাপ লাগা কাজ করছে বা একটু মানসিক চাপে আছেন। এটা আসলে হয়ে যায়। পরিস্থিতির একটু প্রতিকূলে হয়ে গেলে তখন কিন্তু মানে দেখা যায় কিছু, কিছু ব্যর্থতা চলে আসে। হাতে থাকে না আর আপনি ইচ্ছাকৃতভাবেও তো আসলে এমনটা করেননি। তাহলে নিজেকে দোষারোপ না দিয়ে চেষ্টা করবেন কিভাবে নিজের অনুভূতিটা একটু সামাল দেওয়া যায় আরকি। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে অনুভূতিটা এটা আসলে বা কতদিন ধরে আপনি অনুভব করছেন? আর হচ্ছে যে যখনই ব্যর্থ হয়েছেন তারপর কি আপনি নিজের সাথে মানে অ্যা বোঝাপড়া করার ব্যাপারটাকে কখনো ভেবেছেন বা কারোর সাথে কি শলা-পরামর্শ করেছেন?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আসলে দেখুন <clears throat> এক্ষেত্রে অ্যা বোঝা পড়ার যে ব্যাপারটা না আমি তো আপনাকে বলছি যে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আ শলা পরামর্শের কথা কি বলবো? এটা তো মনে পরলে আরো বেশি খারাপ লাগে। কারণ আমি যখন সেই বিজনেস টা শুরু করি, এর আগে কিন্তু আমি যেমনটা বললাম যে আমি জব করতাম এবং সেই জবে কিন্তু আমার ফ্যামিলিও খুশি ছিল। মানে সবাই খুশি ছিল আমি ছাড়া। কারণ আমার যেহেতু ইচ্ছে ছিল বিজনেস করার। <sniffs> এবং সেটা আমার শখই বলতে পারেন। তো আসলে আমি যখন সেই জায়গাটায় ফেইল হই, তখন কিন্তু আমার পরিবারের কাছে এই ব্যাপারটা অনেক বেশি খারাপ লাগে এবং তারা আমাকে অনেক বেশি দোষারোপ করতে শুরু করে যে "এতগুলা টাকা নষ্ট করার কি দরকার ছিল? আগে তো চাকরি করছিলা সেই চাকরিটা যদি এখন পর্যন্ত কন্টিনিউ করতা, ভালো একটা পদে পৌঁছে যেতে পারতা এবং তার পাশাপাশি সেটা তো মিস করলাই, একটা সিকিউর লাইফ ছিল সেটাও মিস করলা এবং নিজের যে জমানো অর্থগুলি ছিল সেটাও আসলে দেখা গেল যে শেষ করলা।" তো আসলে এখন আমি তো পরিবারের কারো কাছ থেকে সাহায্য নিতেই পারছি না বরং তারা আমাকে আরো ডিমোটিভেটেড করছে এরকম একটা ব্যাপার। তার পাশাপাশি আমি যদি বন্ধু-বান্ধবের কথা বলি আপনি সমর্থন নেওয়ার কথা বলেন, বন্ধু-বান্ধবদেরকে দেখি যে এই ব্যাপারটা হয় কি যে তা
হুম, হুম। উম হুম, হুম।
আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। এটা আমি শুনি। সমালোচনা করে যে, আমি নাকি আ ভালো না। আমি এ ওরা আগে থেকেই জানত যে আমি এই বিজনেসটা করতে পারবো না। তো এই ব্যাপারগুলির কারণে দেখা যায় কি? যে, আমি মানসিকভাবে আ অনেক বেশি ভেঙে পড়েছি। এবং এখন যে এখন যে আসলে কিভাবে কারো সাথে শলা-পরামর্শ করবো, এমন কেউ তো নেই। তার পাশাপাশি, এই জিনিসটা আমাকে একদমই মানসিকভাবে ভেঙে দিয়েছে নিজের জায়গা থেকে। কারণ, নিজের ভিতরে তো এমনিতেই একটা মানে খারাপ লাগা চলে এসেছিল। তার উপর দিয়ে এইযে
হুম, হুম। ভা আচ্ছা।
এ ধরনের কথা, পরিবারের বিভিন্ন ধরনের কথা। এই সবকিছু মোকাবিলা করে এই জায়গাটা থেকে উঠে দাঁড়ানো কিন্তু আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং এখন তো আসলে কিভাবে কি করবো, সেটা তো একদমই বুঝতে পারি না।
উম আমি আসলে বুঝতে পেরেছি। তো কিছু বিষয় আসলে ঘটে গিয়েছে, যার জন্য দেখা যায় ব্যর্থ তো হয়েছেন। কিন্তু আশেপাশের মানুষগুলো নানারকম হয়তোবা কথাবার্তা শোনাচ্ছে। কাউকে বলার মতো বিষয়টা আসলে হচ্ছে না, সেটা হোক বন্ধু, হোক পরিবার। তো আমার কাছে মনে হয়, এ এর ক্ষেত্রে আসলে আ আপনি কিন্তু এটা ভাবতে পারেন যে, নিজেকে কাজ থেকে আলাদা করে দিয়ে চিন্তা করার যে ব্যাপারটা। যে, আপনার পরিচয় কিন্তু কাজ না। আপনার ব্যক্তিগত বিষয়ও কিন্তু একটা আছে। তো তাই বলে, কাজেই যে কাজেই যে ব্যর্থ হয়েছেন, তাই যে আসলে আপনি অসফল, এমনটা না। আপনি চাইলেই কিন্তু হয়তোবা আ এখন একটু ব্যর্থ হয়েছেন। ভবিষ্যতেও যে হবেন, এ ধরনের বিষয় কিন্তু নাও তো হতে পারে। এটা একটা অনিশ্চয়তার একটা বিষয়। এখন হয়েছে, পরবর্তীতে হয়তোবা আপনি বিজনেসটা ঠিকঠাক মতো সামাল দিতে পারবেন। আর মানুষের কথাবার্তা শুনেই বা কি করবেন? মানুষজন তো আছেই কথাবার্তা শোনানোর জন্য। পরামর্শ হয়তোবা সেভাবে দেয় না। না দিয়ে দেখা যায় যে, বিভিন্ন ধরনের কটু কথা বলে। ও ওগুলো না চিন্তা করে নিজের মানে পরিচয়ের দিকে, একটু নিজের মূল্যবোধটাকে, সেই দিকে একটু খেয়াল আ রাখা যায়। এছাড়াও, ব্যর্থতা কিন্তু খুবই স্বাভাবিক। ব্যর্থতা যে এসেছে, তার জন্যই কিন্তু আমি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো কাছে মনে হয়, এইযে অসফল যে গল্পগুলার কথাই আপনি ধীরে, ধীরে বলছিলেন, এগুলো থেকে শিক্ষা নিয়ে আপনার কোথায় আসলে ঘাটতি আছে, কোন, কোন বিষয়গুলাতে কমতি আছে, এগুলা কিন্তু নিজের থেকেও শিখতে পারবেন। এবং নিজেকে যাচাই বাছাই করে পরবর্তীতে পদক্ষেপের জন্য নিজেকে রেডিও করতে পারবেন। দেখবেন, আগের তুলনায় অনেকটা মজবুতও হয়ে গিয়েছেন আপনি। তো এই ব্যাপারটাও কিন্তু করা যেতে পারে। তো আপনার কি আসলে কখনো এভাবে চিন্তা করা হয়েছে বিষয়গুলো নিয়ে?
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। না, আসলে আমি এর আগে এভাবে কখনো চিন্তা করে দেখিনি। কারণ আমার ভিতরে সবসময় একটা খারাপ লাগা কাজ করতো এবং আমি সেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আসলে টেনশনের মুখে পড়ে গিয়েছিলাম যে আমি কিভাবে আসলে এই জায়গাটার পরিবর্তন আনবো এবং কীভাবে আসলে এই জায়গাটা থেকে নিজেকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব। এই জিনিসটা না, আমি ভাবতেই পারিনি। কারণ আমার ভিতরে সবসময় একটা আত্মবিশ্বাসের অভাব কাজ করতো, যার ফলে আসলে আমি যে এই জায়গাটা থেকে বের হতে পারবো বা এই জায়গাটা থেকে বের হওয়া সম্ভব, এই বিষয়টাই না আমি একদমই বুঝতে পারতাম না। কারণ আমি আসলে ওই জিনিসটার জন্য অনেক বেশি চেষ্টা করি, যেটা আপনাকে বলছিলাম। কিন্তু তারপরও যখন আসলে হচ্ছিল না, তো ওই জিনিসটা মানসিকভাবে আমাকে একদমই ভেঙে দেয়। এবং ওই ভেঙে দেওয়ার পরে না, আমি কোনভাবেই আত্মবিশ্বাসের যে ব্যাপারটা রয়েছে, সেটা আর আসলে একদমই গড়ে তুলতে পারিনি। আমার যে আসলে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা, সেটাও আসলে আমি আর একদমই ফিরিয়ে আনতে পারিনি। তো এমন অবস্থায় আমি যদি আমার আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে পারতাম, তাহলে হয়তো এই জায়গাটা থেকে recover করা আমার জন্য অনেকটাই সহজ হয়ে পড়তো। তো আপনি যদি একটু বলতেন, যে আসলে আমি আমার আত্মবিশ্বাসটা কিভাবে ফিরিয়ে আনতে পারি?
উ হু। উম দেখুন, নিজের শক্তি এবং নিজের মূল্য এটা বোঝার জন্য যখন আপনি ছোট্ট, ছোট অর্জনগুলা, যেগুলা আগেই এ এটা ছাড়াও, এই ব্যার্থতা ছাড়াও যে ছোট, ছোট অর্জনগুলা আপনি করেছেন সেদিকে যদি মনোযোগ দিতে পারেন, তখন অটোমেটিক্যালি আপনার আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যাবে। এছাড়াও ব্যার্থতার পরে সুন্দর একটা বাস্তবসম্মত পথ কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। যেখানে হয়তোবা একটা পুনর্মূল্যায়ন একটা অংশ থাকবে, সেখান থেকে নিজেকে আবার হয়তোবা মূল্যায়িত করতে পারছেন। ছোট্ট লক্ষ্য আবার ঠিকঠাক করতে পারছেন। এছাড়াও দেখা যায় যে মানে আপনার কাছে যদি মনে হয় যে, না এখন একটা সহায়তা দরকার, কোন কাউন্সেলিং এর প্রয়োজন। সবকিছু মিলিয়ে আপনার যাকে বলার ইচ্ছে আপনি তার সাথে পরামর্শ করে তখন কিন্তু নিজের যে একটা ব্যর্থতা, ব্যর্থতা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন? নিজের মূল্যটা আসলে কিভাবে কম ভাবা বন্ধ করবেন? সবকিছু মিলিয়ে একটা আ বলা যায় প্রাথমিক ধারণাও পেয়ে যাবেন। এবং একটা খুব বাস্তবসম্মত একটা পথও পেয়ে যাবেন। যেটাতে রে যেটাতেই হাঁটতে, হাঁটতেই হয়তোবা আপনি দেখবেন কি? আপনার আত্মবিশ্বাসটাও বাড়ছে। এবং নিজের জীবনটাও দেখবেন খুব আ একদম প্রাণবন্ত হয়ে উঠছে। এভাবে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন আপনি।
জি। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা আপনার কথা শুনে আসলে অনেকটাই মানে আগে থেকে ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে আমি যদি নিজের জায়গা থেকে চেষ্টা করতে পারি এই আপনি যেই পরামর্শগুলি দিলেন। সেগুলি ব্যবহারের মাধ্যমে আমি হয়তো পরিবর্তনটা আনতে পারবো এবং আমি আপনি যেভাবে বললেন সেভাবে অবশ্যই চেষ্টা করে দেব যে আসলে ঠিক কতটা পরিবর্তন আনতে পারি। যদিও আসলে এখন আপনার সাথে কথা বলার পর আগের থেকে অনেকটাই ভালো লাগা কাজ করছে এবং আমার মনে হচ্ছে যে, না আমি যদি চেষ্টা করি তাহলে হয়তো এখানে আমি পরিবর্তনটা আনতে পারব। যেটা আসলে আমি এর আগে একদমই বুঝতে পারিনি এবং আমার ভিতরে সবসময় ওই খারাপ লাগাটা কাজ করতো যে আমি কিভাবে পরিবর্তনটা আনবো, কিভাবে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনবো। তবে আপনার সাথে কথা বলার পর এখন অনেকটাই ভালো অনুভব হচ্ছে। এবং আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
হু, হু। উ হু। জ্বি, আমি আসলে আশা করছি খুব শীঘ্রই আপনি আপনার ব্যর্থতাটা কাটিয়ে উঠতেও পারবেন এবং নিজের মূল্যটাও হয়তোবা ঠিকঠাক ভাবে নির্ধারণ করতে পার এতে করে দেখা যায় আপনি ব্যর্থতা থেকে কিছু শিখে নিয়ে নিজের জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। তার জন্য অনেক শুভকাম